হু, হু।
এটা আস্তে, আস্তে দেখলাম না ৳১৫,০০০ ফোন ভালো না। মানে কোনো কিছুই নাই। এইটাতে আস্তে, আস্তে, বাড়তে, বাড়তে, বাড়তে, গেল ২০। ২০ এর থেকে ভাবলাম, "আচ্ছা ২০ দিয়ে যখন কিনতেইছি"
হু, হু, হ্যাঁ, হ্যাঁ। <chuckles>
আ তখন আরেকটু বেশি দিয়ে হয়তোবা একটু ওইযে IP68, 69 সার্টিফিকেশন আছে এমন ফোন নেই। এবার বাজেট গেল ২৫ এ, এবার ২৫ দায় যায়ে দেখি প্রসেসর অ্যা ৳২৫,০০০ র হিসাবে ভালো না। তো আচ্ছা প্রসেসর একটু ভালো নিতে যায়ে এর পরে চলে গেল ৩০,০০০ এ। ৩০,০০০ যায়ে ভাবলাম যে, "আচ্ছা, ৳৩০,০০০ দিয়ে ডিভাইস কিনতেছি, কিন্তু ক্যামেরা তো আসলে acceptable. আর যেহেতু একটু ভালো ডিভাইস আমি গিফট পাই বা কিনি, যেভাবেই হোক আ ব্যবহার করে অভ্যস্ত। আচ্ছা, ঠিক আছে তাইলে আরেকটু বেশি টাকা দিয়ে কিনি।" এই করতে, করতে, এখন ৪০ এ যায়ে ঠেকছি। <chuckles> এখনো কেনা হয়নি। আশা করি আমি কমাবো।
<chuckles> আচ্ছা, আচ্ছা, আচ্ছা, হু, হু। হুম। হু, হু। <laughs> <laughs> হু, হু। হু, হুঁ। জি, জি। হু, হু। <giggles> আ আসলে এটাই হয় যখন আসলে আপনি একটা বাজেটিং এ থাকেন বা হচ্ছে আপনি যখন ওই প্রোডাক্টটার সম্পর্কে দেখতে যান বা আপনি একটুক নিজে থেকে হচ্ছে খোঁজখবর নিতে যান তখন আসলে এমনটাই হয়। তখন মনে হয় যে এ সবকিছুই ভালো, মনে হয় এটা এ থেকে ওইটা আরেকটু বেটার হবে। তখন যখন আবার ওটা দেখতে চান, তখন মনে হয় যে এটারও সবকিছু ভালো, কিন্তু এটার থেকে ওইটা বেটার। কারণ ওটা আফ আপডেট ভার্সন। তো আর যখন হচ্ছে তারা বিজ্ঞাপনটা দেয় বা হচ্ছে আপনি যেন কোনো কোম্পানিতে ওই সেবাটা নিতে যান, তখন কিন্তু তারা সবসময় চেষ্টা করে যে বেশি দামের ফোনটা বা বেশি ইয়েতে তখন তারা বলে যে, "এটার ভেতরে এটা, এটা, ফিচার আছে এটার ভিতরে এটা, এটা, ফিচার নেই।" তো আপনি এটা আমি সাজেস্ট করব আপনি এটা নেন। তো তখন কি হয় না? ওই কাস্টমারের না মনটাই খারাপ হয়ে যায়। কারণ তারও তো একটা বাজেট থাকে বা হচ্ছে একটা আ মানে ই থাকে যে, "হ্যাঁ, আমি এটাই নেবো।" তো ওই অনুযায়ী পরে দেখা যায় কি যে হয়তো তার মনটা এমন পা খারাপ হয়ে যাচ্ছে যে আমি নে আমি হচ্ছি এটা নিবো। কিন্তু এটা ফোনটা হচ্ছে বাজেট অ্যা আমার ঠিক আছে, কিন্তু ফোনের কোয়ালিটি তো ভালো না। তো এই সমস্যাটা কিন্তু হয় বা সমস্যাটার সম্মুখীন আমরা সবসময় পড়ি বা যেমনটা আপনি বললেন যে বিশেষ করে ফোনের ক্ষেত্রে।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এইটাই। একদম। হ্যাঁ, হ্যাঁ। বিক্রি করার একদম, একদম। আমি খারাপ না, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। সবসময় হয়। আর এরকম আস্তে, আস্তে হ্যাঁ।
হু, হু। ফোন, ল্যাপটপ, PC এসবের ক্ষেত্রে আসলে সমস্যাটা আসলে বেশি হয়।
আমার ক্ষেত্রে জী বলুন। কম্পিউটার আমার যেহেতু একটা আইটি ফার্ম এ কাজ করি তো frequently আমাকে কম্পিউটার কিনতে হয় বা কম্পিউটারের দোকানে যেতে হয়।
হু, হু। হুম, হম। আচ্ছা, আচ্ছা, হু, হু।
কো কোন এক অদ্ভুত কারণে আমি আজ অব্দি যে বাজেট করে গেছি কম্পিউটারের দোকানে, ওই বাজেটের ভেতরে আমি কম্পিউটার কিনে ফিরতে এটা আমার দ্বারা হয়ই
হুম, হুম, <chuckles>

গিফট পেলাম আসলে। গিফট পাওয়ার পর ঐটা ব্যবহার করতে থাকলাম। এবং ওর compatibility যেহেতু অনেক বেশি, অন্যান্য device এর সাথে। তো এখন ঐটাই আমার main device হয়ে গেছে।
আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। <chuckles>
এখন আবার মনে হয় যে না Samsung বা অন্যান্য Android কোম্পানি অনেক বেশি ভালো। আবার <chuckles> কিছুদিন আগে আরেকটা Apple অ্যা গিফট পাইছি।
হু, হু। <chuckles> হু, হু।
ওই সেই Android এর পরে আবার এইটা গিফট পেলাম। আ ব্যাপার হচ্ছে এখন আমার কাছে আবার মনে হচ্ছে না আসলে Apple ই বেটার। তবে যেহেতু আমার কাছ থেকে প্রচুর ফোন আছাড় খায়, মানে পকেট থেকে বা হাত থেকে পড়ে যায়। অ্যা রাগ করেও অনেক সময় অনেক সময় আছাড় মারা হয়।
হু, হু। <chuckles> হু, হুঁ। হু, হু। <chuckles> হ্যাঁ, আমারও আসলে এটাই অবস্থা। আ মানে আমার ফোন ডেইলি মন সে ২, ৩ বার আমার হাত থেকে পড়বেই। মানে আমি যদি নাও চাই এটা অ সে মানে পড়বেই। মানে এটা ওর আ যখন থেকে কিনে নিয়েছে, তখন থেকে ঐদিন থেকে ত ওর সব গ্লাস হচ্ছে protector ভাঙা। তো আমিও সবসময় চেষ্টা করি যে একটু কম দামের ফোনটা ইউজ করতে। তাহলে হয় কি? যে পড়লেও না মানে ওরকম একটা কষ্ট লাগে না। কিন্তু যখন হচ্ছে দেখবেন আপনি একটু দামি ফোন ইউজ করবেন তখন আপনার কাছে মনে হবে যে "আল্লাহ কেন এটা করলাম? এটা পড়ে গেলো। এখন কি হবে? যদি কিছু হয়ে যায়।" উম <chuckles> হু, হুঁ।
ও চেষ্টা করছি যে কম দামি একটি ফোন নেওয়া। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ওকে। জ্বী, জ্বী। এইটাই তো আমি ফেস করতেছি এখন। আরেকটা মজার ব্যাপার আছে। যে এই যে কোম্পানিগুলা যে মিসভাবে বা এটাকে কি বলে? Misinterpret করে প্রোডাক্টগুলা, এর ফলেও কিন্তু আমাদের প্রভাবিত হয় আমাদের কেনার সময় বা আর্থিক ক্ষতি হয় কিন্তু অনেক। যেমন একটা ছোট্ট উদাহরণ দেই। আমি ১ম এ ভাবছিলাম যে একটু rough use করবো। তো একটা ৳১৫,০০০ র আশেপাশে ফোন কিনে
হুম, হুম, হুম, হুম। হু, হু, হু, হু। হু, হু। একদমই তাই। হু, হু। হু, হু।